হ্যাঁ, একদমই। বিষয়টা আসলে একদমই। অ্যা মানে আমার বড় চাচীর ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে দেখা যাচ্ছে অনেকগুলো একটা আ অনেকগুলো আইটেম রান্না হচ্ছে। সে কিন্তু দেখাচ্ছে একটা আইটেম রান্না করছে সেখান থেকে ছুটে গিয়ে কিন্তু অন্যান্য দিকে খেয়াল রাখছে। যে এই সালাদ কাটা হলো কিনা, কিংবা ঝাল পেঁয়াজ কাটা হলো কিংবা কিংবা হচ্ছে ডাল রান্না দিয়েছে, বসিয়েছে। ঐ অ দেখা যাচ্ছে আমার সে মানে মেঝো চাচীই ডাল রান্না করছে। ওটা কিন্তু হল কিনা? মানে একটা নির্দিষ্ট টাইম এর ভিতরে আসলে যেহেতু রান্না গুলো কমপ্লিট করতে হবে।
হ্যাঁ, লাগতেই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না সেটা তো থাকেই। আবার একটা ব্যাপার কিন্তু থাকে যে, দায়িত্বের ব্যাপারটা কিন্তু আসলে সবার আ একই থাকে না। তো সেক্ষেত্রে আসলে আপনার যে বড় চাচী, তিনি বলা যেতে পারে সবসময় একটা বিষয় রান্না করছে, তখন কিন্তু হঠাৎ করে তাকে আসলে অন্যের দায়িত্বে চলে যেতে হয়। বা দেখে যে এটা হয়েছে কিনা ওটা হয়েছে কিনা? তো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে উনি বেশ দায়িত্ববান। আবার যে মেঝো চাচির কথা বলছিলেন মানে রান্নার মূল দায়িত্বটা কিন্তু আসলে তারই থাকেন। এবং সেই কিন্তু দেখাশোনা করেন। এটাও বেশ ভালো। এবং আপনার মা যেহেতু সেজো তো কাজটা কমতে, কমতে, কিন্তু একটা ক্ষেত্রে বলা যেতেই পারে তো এটা আসলে আপনার মায়ের জন্য চাপটা কম। এটা বেশ ভালো যে পরিবারের মধ্যে যে মিল বন্ধন রাখার জন্য ভাগ, ভাগ, করে যে কাজের ব্যাপারটা। এটা কিন্তু আসলে পরিবারের মধ্যে মিল বা বন্ধন এটা কিন্তু ভালো রাখে। তো। পরিবারের নতুন সদস্য বা শিশুদের কাছে আপনাদের এই রীতিটা আপনি কিভাবে প পরিচয় করিয়ে দিতে চাইবেন?
একদম, একদম। একদম, একদম। একদম, একদম। হ্যাঁ, এইটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে অ্যা যেহেতু আমরাও আসলে এই রীতি এ্যা রীতিনীতি দেখেই বড় হয়েছি। আমাদের যে হচ্ছে হ্যাঁ নতুন যারা জেনারেশন তাদেরকেও কিন্তু আসলে আমি চাইব হচ্ছে এ্যা এই রীতিনীতি দেখে হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে অ্যা আমার কাছে আমি অ্যা যে আসলে এ মানে ভুলটা করেছিলাম। সেটা হচ্ছে মানে যখন আ মানে, অ্যা মানে বোঝার আর কি বয়স ছিল কিন্তু এ্যা মানে হচ্ছে ওই যে ৯-১০ এর কথা বললাম যে হচ্ছে অতটাও গুরুত্ব দেই নাই। কিন্তু এই <grunts> হ্যাঁ, হ্যাঁ, সেই যে একটা ভুল করেছিলাম, এই ভুলটা কিন্তু আমি আমার নতুন যারা জেনারেশন তাদেরকে কিন্তু কখনোই আসলে বলব না যে এরকম ভুল করুক। সেক্ষেত্রে কিন্তু কি করবো, আ ছোটবেলা থেকেই কিন্তু ওদের আ সবাইকে নিয়ে কিন্তু আসলে
সেটা তো অবশ্যই। <chuckles> হ্যাঁ, সেটা তো ঠিক। এই জিনিস সম্পর্কে আসলে শিখাইতে। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। হু। গুরুত্ব দিচ্ছেন না, হ্যাঁ। করতে দেবেন না, হ্যাঁ। <chuckles> এ মানে এই মনোভাবটা যাতে থাকে সেটা আসলে চেষ্টা করবেন। বিষয়টা কিন্তু বেশ ভালো। কারণ বলা যেতেই পারে যে আপনি আসলে যে ভুলগুলো প্রথমত করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি চাচ্ছেন যে আপনার যে নতুন প্রজন্ম বা যারা আসলে পরিবারে নতুন সদস্য হিসেবে আসবেন। তাদেরকে কিন্তু এইসব সম্পর্কে অবশ্যই জানাতে যাবেন কারণ, এটার মধ্যে যে ভালো লাগা বা যেটা যে ভালোবাসা থাকতে পারে। সেটা কিন্তু আসলে <tsk> আপনি সময়ের পরিবর্তনে বা আপনার বয়সের পরিবর্তনে এটা কিন্তু আসলে আপনি খুব মানে আনন্দের সহিতই কিন্তু গ্রহণ করেছেন। এটা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। তো বিষয়টা কিন্তু বেশ ভালো। তো, সময়ের সাথে, সাথে, যদি আপনাদের এই রীতি-নীতি যদি কখনো পরিবর্তন আসে তো এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন?
একদমই, একদমই। একদম, একদম। একদম, একদম।